হ্যাঁ।
তো ওখানে আগে শুধু ২-৩টা টং ছিল আর মাঝখানে একটা মাম ব ফুচকা বেঁচতো আর ঝালমুড়ি বেঁচ এখন ঐটা লিটারেলি একটা স্ট্রিট ফুড জোন হয়ে গিয়েছে, হাব হয়ে গিয়েছে। আমরা ওখানে গিয়ে দাঁড়ানোর জায়গা পাই না। এমন অবস্থা। তারচেয়ে বেশি মজা যেটা লাগছে একদিন রাতের বেলা আমরা ফ্রেন্ডরা মিলে বসে গেম খেলতেছি আর আড্ডা মারতে, মারতে একজন বললো "আয় হায়! দেখ কি হইছে? কি?" সেই জায়গাটাতে কোন দেশি কোন জায়গার একটা ব্লগার। কেরানীগঞ্জ না কোথেকে এসে, সে ব্লগিং করছে। বলি যে "হ্যাঁ? এই জায়গাটা এখন ব্লগিং এরও ব জায়গা হয়ে গিয়েছে! এত পপুলার! ছোটবেলা থেকে দেখে আসতেছি, বসে আড্ডা মারতেছি। এমন তো ছিল না কখনো।" <chuckles>
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। <chuckles> হুম। হুম। আচ্ছা। <laughs> হ্যাঁ, হুম। ওহ! <chuckles> আচ্ছা। <chuckles> হুম, হুম। হুম। <chuckles> না এরকমি কিন্তু হয়। আ আমি আমি বলব যে আসলে আমাদের খাবারও আমরা কিভাবে খাই বা অন্যান্য জিনিসের ক্ষেত্রেও আসলে প্রচুর পরিবর্তন এসেছে। আমরা বয়স্কদের ক্ষেত্রে দেখি যে করোনার পরে তাদের কিন্তু আসলে একটা ভয়ভীতি ঢুকিয়ে গিয়েছে মনের ভিতরে। তো তারা দেখি যে আস আসলে আরো বেশি কানেক্টেড হয়ে যাচ্ছে। তাদের বন্ধু-বান্ধব বলুন বা ফ্যামিলি বলুন। কিন্তু আসলে ইয়াং জেনারেশনটা সেটা opposite হয়ে গিয়েছে। কারণ তারা আসলে যখন দেখেছে যে অনলাইন ছাড়া ওর কোন ওয়ে নে, ই তারা অনলাইনের দিকে আরও বেশি ঝুঁকেছে। তো ২ ক্ষেত্রে
হু, হু। জি, জি। হুম, হুম, হুম। তারা আসলে কিছু তেমন একটা experience ও করতে পারেনি। তেমন কিছু শিখতেও পারেনি।
হুম আসলেই। এই জিনিসটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু একটা বাজে দিকে ঠেলে দিবে বলে আমি মনে করি। কারণ দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনলাইন এর আগের সময়েও কিন্তু ছিলাম। আম আমরা এমন একটা জেনারেশন যারা আসলে অনলাইনের আগের যুগটাও পেয়েছি, অনলাইনে পরের যুগটাও পেয়েছি। আ হুম।
হু, হু। হুম। আমি তো বলি যে ইন্টারনেট বলেন, সোশ্যাল মিডিয়া বলেন কিংবা নতুন প্রযুক্তি যেগুলো আছে ওগুলো আমাদের সাথেই বড় হয়েছে। আমরা ওদের গিনিপিগ ছিলাম আমাদের উপর এক্সপেরিমেন্ট করে, করে বড় হয়েছে।
<chuckles> জি। হুম। হুম। একদম। <chuckles> হুম আসলেই। আর এই কারণে কিন্তু আমরা একটু হলেও বুঝি আসলে যে আ ফিজিক্যাল বা মানে অফলাইন এর মহত্বটা কী বা গুরুত্বটা কী? কিন্তু আসলে যারা নিউ জেনারেশন, তারা হয়তো বুঝে না। তারা হয়তো ভাবছে দে দেখবেন অনেকে কিন্তু কলটা পচন্দ পছন্দ করে না pick up করা। বলছে "আমাকে টেক্সট দাও। আমাকে কল করবে না কখনো।" যেমন আমার বোন বলে। যে "আমাকে কল করবে না। আ বিরক্ত লাগে। আ টেক্সট দিবা।" আমি টা সে দরজার বাইরে এসে অনেক সময় মানে যদি এমার্জেন্সিও লাগে সে তবুও আমাকে কল দিবে না। সে মেসেজ বলবে যে "ASAP, S-O-S, S-O-S" আমি বলি "কি অবস্থা? তুমি আমারে ফোন দাও।"
হুম, হুম। হুম, হুম, হুম। হু, হু। <chuckles> <laughs> টার্ম আছে না? এই যে ছোট, ছোট মানে মাঝে, মাঝে কিছু আছে যে আমরাও ছোট্টবেলায় কিছু জিনিস আছে শর্ট ফর্ম করে ব্যবহার করেছি। কিন্তু ওরা যে নতুন, নতুন টার্ম বের করছে, নতুন, নতুন আ শর্টকার্ট বের করছে অবাক হইতে হয়। আমি তো একটু পর, পর গিয়ে Google করি। আচ্ছা ঠিক আছে এটার মানে কি? তারপর তো নিজেকে এত বেশি বুড়া মনে হয়।
হ্যাঁ। হুম, একদম। <laughs> হুম। <chuckles> হ্যাঁ, সব কিছুর <chuckles> না একদম। আমার ক্ষেত্রেও দেখি যে ছোট, ছোট মেসেজ। যেমন ওকে বলি যে এ কি মানে যদি বলছি "এই জিনিসটা এনে দাও।" ও না ওকে লিখবে না। ও জাস্ট লিখবে "কে" কে মানেই ওকে। তো এই জিনিসটা বুঝে নিতে হয়। এই যে এরকম নতুন, নতুন টার্ম আসলে আমিও মাঝে, মাঝে কনফিউজড হয়ে যাই। <chuckles>
হু, হু।